আচ্ছা কাজের চাপগুলো দেখুন যে, আমার কথা হচ্ছে ওইযে আমি বললাম যে অগ্রাধিকার আগে দেই। যে কিছু, কিছু সময় হয়তোবা আমার একটা কাজ হচ্ছে না এখন। এই কাজটা হলে হয়তোবা আমার কিছু অর্থনৈতিক আ সফলতা আসত। তবে যদি দেখি যে আমার প পরিবারের কাজটা এতটাই জরুরি যে আমি সে আ সেই কাজটা করতেই হবে। তখন হয়তোবা আমার সেই আ মানে আর্থিক লাভটার কথা আমি চিন্তা করি না। সেটাকে হয়তোবা আমি আ বিসর্জন দিয়ে দেই। কারণ হচ্ছে যখন পরিবারের একটা জরুরি জিনিস আ সৃষ্টি হবে, একটা জরুরি ব্যাপারে আমাকে প্রয়োজন হবে, তখন আসলে আমি যদি টাকার পেছনে ছুটতে থাকি দেখা যাবে সেই জরুরি জিনিসটা পার হয়ে যাওয়ার পর যে যত টাকাই পাই না কেন একটা ক্ষতি হয়ে গেলে তখন কিন্তু সেই ক্ষতিপূরণটা আর কখনোই সম্ভব না টাকা দিয়ে। টাকা হয়তোবা রিজিকে থাকলে একটা সময় আসবে। আজকে যদি ৳১০ না আসে কালকে ৳২০ আসবে। কিন্তু পরিবারের একটা ক্ষতি হয়ে গেলে, সেই ক্ষতিটা কিন্তু আগামী কালকে আর কখনো সেটা পূরণ হবে না। আবার আ আমার একটা ইন্টারেস্টিং ঘটনা মনে আছে যে আ ধরুন বাইরের পরিবারের বাইরের লোকদের থেকে কিন্তু অনেক সময়ে নানা ধরনের চাপ আসে। সেই চাপগুলোও <scoffs> কিন্তু কাটিয়ে। আ মানে একটা আ কিন্তু মন মানুষিকতা থাকে না।
আচ্ছা। হুম, হুম। জি, জি। একদম। ঠিকঠাক মত হয় না। আচ্ছা। আসলেই। হুম, হুম। বিশ টাকা আসবে। একদমই ঠিক বললেন। আচ্ছা। আসলেই ঠিক। <chuckles> আচ্ছা ঠিক আছে। এক যে আপনি আসলে আ এইযে যে পরিস্থিতির কথা বললেন, যে আসলে অগ্রাধিকার সেট করার ফলে আপনার এই যে কাজের চাপ সেটা অনেক ক্ষেত্রে আসলে কমে যায়। কারণ আপনি চেষ্টা করেন যে পারিবারিকভাবে আ যাতে করে সবাই একটু স্বাবলম্বিত হবে, সবাই যেন সুস্থ থাকে সেটা আপনি একটু প্রাধান্য দেন। এবং যেমনটা বললেন আরকি সেটা যেকোনো পরিস্থিতিই হোক না কেন পরিবারকে আপনি সবার আগে রাখেন এবং রাখার চেষ্টা করেন আরকি। তো আসলে অনেক পরিস্থিতিতে আসলে আপনার দেখা যায় যে সংসারের চাপ বা কাজের চাপ আ এসব আসলে সামলাতে, সামলাতে সেটা যেকোন ক্ষেত্রেই হোক। দেখা গেল যে পারিবারিক চাহিদা। কেউ বলতেছে এটা করো, কেউ বলতেছে ওইটা করো। ব্যক্তিগত চাহিদা। এতে করে আসলে নিজের মধ্যে একটা বিরক্ত চলে আসে, চাপের কারণে বা নিজের মধ্যে একটা বলতে গেলে মানে ক্লান্তিবোধ চলে আসে। তো আপনি সেটা কাটান কিভাবে?
হুম। জি। হুম। হ্যাঁ, ব্যক্তিগত চাহিদা অনেক সময়, হ্যাঁ। এটার সঙ্গে এসে ক্ল্যাশ ঘটে। হুম। হুম।